আসলে অফিসের চা ওইরকম ভালো হয় না, হ্যাঁ? আমি যতটুকু খে খেয়েছি, ওরকম সুবিধা মত হয় না। হতে পারে যে আমি একটু ভালো চাই খেয়েছি, হ্যাঁ? এবং আমি নিজেই যথেষ্ট ভালো মানে দুধ চা বানাতে পারি। হ্যাঁ? তো সেইটা আমার কাছে খুব ভালোই লাগে। <chuckles> তো সেইক্ষেত্রে অফিসের চায়ের ব্যাপারে আমার কোন ধরনের প্রত্যাশা কিন্তু নেই। এই কারণ আমি নিজেই ভালো চা বানাই। তবে মানে অফিসের যে আসলে একটা বিষয় আছে যে ধরুন যে, অ্যা একটা সমস্যায় আসলে পড়লাম, হ্যাঁ? সেইক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে সামনাসামনি বসে একটা আলোচনার বিষয়, হ্যাঁ? অ্যাঁ সেইটা কিন্তু বেশ চমৎকার। যেটা হয়তো বাসায় বসে কিন্তু হয় না বা over the phone এ কিন্তু অনেক সময় যদি কথা বলা হয়, অনেক প্রশ্ন কিন্তু আসলে স্পষ্ট হওয়া যায় না যে, "হ্যাঁ, আসলে ঠিক কি বোঝাচ্ছেন।" অনেক সময় হয় না যে শারীরিক অঙ্গভঙ্গি, অনেক কিছু আসলে দরকার হয় একটা জিনিস বোঝার জন্য, হ্যাঁ? অ্যাঁ তো দেখা যাচ্ছে যে সামনে বসে কথা বললে একটা যে আলাদা যে একটা comfort, হ্যাঁ? তো অফিসের সমস্যাগুলো যখন হয় না, তখন একটু প্রবলেম হয় যে দেখা যাচ্ছে যে, আ কোনো কলিগরা মিলে বা বসের সাথে যদি সামনাসামনি বসে কথা বলা যেত, সেক্ষেত্রে হয়তো বিষয়টা আরো স্পষ্ট হওয়া যেত বা ক্লিয়ার এ clarity আরেকটু বেশি পাওয়া যেত। এরকম একটা বিষয় থাকে, হ্যাঁ? আ তো সেই বি জিনিসটা অবশ্যই রয়েছে। আমি বলবো যে আসলে remote office এ আ এইটার সুযোগটা একটু কম। তারপরেও এখন যেহেতু ভিডিও কলিং আছে, অনেক কিছু আছে। আত অতটা বেশি সমস্যা কিন্তু হয় না। একদমই ঠিক। হ্যাঁ, সহজ হয়ে গিয়েছে। একদমই তাই।
<laughs> আচ্ছা। <laughs> <chuckles> বাহ! বেশ চমৎকার তাহলে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। হুম, হুম, হুম। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। হুম। হ্যাঁ, আসলে এখন যোগাযোগটা একটু সহজ হয়ে গিয়েছে আগের তুলনায়। এখন সহজভাবে যোগাযোগটা করা যাবে। তো রিমোট ক্ষেদে remote job এর ক্ষেত্রে আসলে সবাই বলে ব্যাপারটা যে সময় বেশি বাঁচে বা পরিবারকে সময়টা একটু বেশি দেওয়া যায়। যেটা হয় কি অফিসে যারা কাজ করে, ও ওটা ওটা হতে পারে না। অফিস থেকে এসে আসলে হয় না যে অফিসের কাজটা তখনও কিন্তু থেকে যায়। বাসায় এসেও করা লাগে। বা নিজে একটু ক্লান্তিতে থাকে। তো বাসায় কিন্তু টাইম দেওয়া হয় না। বা নিজের জন্য একটা সময় বের করা কিন্তু সম্ভব হয় না। তো এদিক থেকে কি আপনার মনে হয় যে, হ্যাঁ remote job টা আসলে এ সময় বাঁচাবে এবং আমার জন্য একটা family time টা রাখবে আপনার জন্য।
<chuckles> একদমই তাই। হুম, একদমই ঠিক।

হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক বলেছেন, যে, ওই ঝামেলাটা তাদের জন্য নেই। আরেকটা ক্ষেত্র আছে যে, আমাদের সংস্কৃতি বা আমাদের সামাজিককে একটা আ যে, হয় না যে, মন মানসিকতা। ওইখানে না এখনো রিমোট জব টাকে তারা আসলে কিছুটা মেনে নিতে পারেনি। ওদের জন্য আসলে ব্যাপারটা চাকরি হিসেবে কিন্তু তারা দেখে না। বা পরিবারের ক্ষেত্রেও এটা হয় যে, আরে বাসায় বসে কি কাজ করছে বা এই জিনিস এই concept টা কিন্তু তারা আসলে মেনে নিতে পারেনি। তো এই হ্যাঁ।
একদমই ঠিক। একদমই ঠিক। ঠিকই বলেছেন। এইটা তো প্রতিনিয়ত একটা ঝামেলা হ্যাঁ? যে, যে, রিমোট জবটাকে এমনভাবে মনে হয় যে, ওরা কোন কাজই করে না। হ্যাঁ? ওদের টাকা ঘরে উড়ে, উড়ে চলে আসে। ঠিক আছে? কোন কাজকর্ম করে না। অনেক সময় তো
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেটাই। <chuckles> তো এরকম কি আপনার ঘরে কোনো একটা আ পরিস্থিতি হয়েছিল আপনার যে, রিমোট জবটা আসলে তারা বুঝে উঠতে পারেনি বা
হ্যাঁ, আসলে দেখা গেছে যে, একটা সময় যখন ফ্রিল্যান্সিং এর টুকটাক কাজ করতাম, হ্যাঁ? তো ঘরে বসেই যখন কিছুটা টাকা পয়সা যখন আসতো, হ্যাঁ, অ্যা মা বলত, যে, "দেখা যায় তুই তো সারাদিন ঘরেই থাকিস। কোন কাজকর্ম তো তোর নাই। তাইলে মানে তাইলে একটু একটা কাজ কর। তোর বাবার ব্যবসাটা একটু ওদিকে একটু মনোযোগ দে, ওইটা ভালো হতে পারে।" হ্যাঁ, মানে আমি কিন্তু টাকা ইনকাম করছি। হ্যাঁ, কিন্তু তারপরেও সে বলছে আমার ওরকম কাজকর্ম নাই। আমি তো ঘরেই থাকি। তো এই যে, একটা মন মানসিকতা। traditional চিন্তাভাবনা হ্যাঁ, আগের যে, আসলে যারা বাইরে গিয়ে অফিস করে, যারা বাইরে যাচ্ছে তারাই কাজ করছে, হ্যাঁ, এবং তাদের কাছে যতটুকু যেমনই হোক, হ্যাঁ, তো এই ধারণা কিন্তু থাকে। এবং অনেক সময় তো আসলে বিয়ে বার বিয়ে করতে গেলে মানে শ্বশুর-শ্বাশুড়ি বা বউয়ের আত্মীয়স্বজনকে বোঝানো বেশ কঠিন যে, আসলে মানে ঘরে বসে টাকা ইনকাম এবং তারা অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। আরে ঘরে বসে টাকা ইনকাম এটা আজকে আছে, কালকে নাই। অফিসের চাকরিও যে, আজকে আছে কালকে নাই এরকম হতে পারে সেই বিষয়ে অ্যা হা।
এরকম ব্যা জি। <chuckles> হা, আসলে। হ্যাঁ, এই ধারণাটা কিন্তু থেকে জায়গা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এইটা কিন্তু হুম, এটা কিন্তু ঠিক এটা ওরা বুঝতে চায় না যে, কোন কাজের আসলে নিশ্চয়তা নেই। অফিসের কাজও করে চলে যেতে পারে। তো এই জিনিসটাকে আসলে ওরা মেনে নিতে পারে না। এবং এটা কিন্তু অ্যাঁ একটু খারাপ যে, কারণ দ এখন দেশ উন্নত হচ্ছে।
এ এটাই। না নিশ্চয়তা কিন্তু আছে। মানে সরকারি চাকরির নিশ্চয়তা আছে। দেখুন, উনারা এত বেশি দুর্নীতি করে এত বেশি ভন্ডামি করেও কিন্তু উনারা উনাদের পদে প্রতিদিনই বহাল থাকে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু নিশ্চয়তা আছে। হ্যাঁ, অবশ্যই আছে। বাহ! বেশ চমৎকার একটা চাকরি।
হ্যাঁ, ওটা তো সরকারি চাকরির ক্ষেত্রে অবশ্যই আছে। <chuckles> <chuckles> সেই।